আচ্ছা। আপনাকে যদি একটা আমি প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার জীবনে একা থাকার সময় এবং বন্ধুর সাথে থাকার সময় আপনি হচ্ছে কোন অ মানে কোনো আ ভারসাম্য আছে কিনা?
আচ্ছা। আ আ হ্যা, হ্যা। হ্যা। আচ্ছা। তো হ্যা, আচ্ছা, এটা আসলে খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আ আসলে একটা মানুষের মানসিক এবং সামাজিক বিকাশের জন্য একা একটা সময় কাটানো এবং বন্ধুদের সাথে সময় কাটানো ২ টাই কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এই ২ য়ের মধ্যে ভারসাম্য রাখতে না পারলে আমরা হয়তো অতিরিক্ত বিচ্ছিন্ন হয়ে পড়ি নাকি অতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যাই এটা আ অন্যদের উপর। আ তাই জীবনের অনেকখানি মানসিক প্রশান্তি এবং আ সম্পর্কের পরিপক্কতা নির্ভর করে এই ব্যালেন্সের উপর। আ একাকীত্বে যদি নিজের খোঁজ নিতে চাই, আ একটা নির্দিষ্ট সময় যখন আমরা একা থাকি সেটা আ আমাদের নিজেদের সঙ্গে কাটানো সময় কাটানোর সুযোগ দেয়। আ আমরা বুঝতে পারি আমাদের আসলে কি ভালো লাগে, কোন বিষয়ে আগ্রহ আছে, কোন জায়গায় দুর্বলতা বা ভয় কাজ করে। এই আত্মবিশ্লেষণ আমাদের মাস আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং আত্মবিশ্বাস তৈরিতে সহায়ক। আর যদি সামাজিকভাবে যোগাযোগে কথা বলি, আ মানুষ আসলে আপনি যেটা বলেছেন, মানুষ সামাজিক প্রাণী। আমাদের সম্পর্ক দরকার, কথা বলা দরকার, হাসাহাসি, মজা করা কিংবা কাঁধে মাথা রেখে কাঁ আ কাঁদার মতো কেউ দরকার। আ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কাটালে আমরা এমন একটা জা জা জগতে প্রবেশ করতে পারি যেখানে আমরা গ্রহণযোগ্য, ভালোবাসার দাবিদার এবং নির্ভরযোগ্য। আ এটা তো মানসিক শান্তি মানসিক শান্তি দেয়ই, পাশাপাশি আমাদের সামাজিক বুদ্ধিমত্তা, সহানুভূতি ও সহযোগিতা বাড়ায়। তাহলে আমরা আসলে কিভাবে ভারসাম্য রাখবো এই ২ টা জিনিসের মধ্যে? আ এক্ষেত্রে হচ্ছে নিজেকে ভু বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। আ যদি আ আপনি বুঝেন যে আপনি introvert তাহলে হয়তো একা স আ সময় বেশি প্রয়োজন হবে। আর যদি extrovert হন তাহলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোটা আপনাকে বেশি energy দেবে। কিন্তু আ যেই হোক আ দুটোই ২ টা সময়ই আসলে দরকার। আ তার নিজের মন বুঝে সবসময় ভাগ করে নেওয়া উচিত। আচ্ছা, আপনি কিভাবে হচ্ছে ভারসাম্য রক্ষা করতে চান?
মানে সেই সময়টার মধ্যে। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হু, হু। হুম। হুম। হুম।